হুম। না আসলে এই জিনিসটা আমিও দেখেছি যে সবার সাথে আসলে সবসময় আ মানে খুব ক্লোজ আ স্মৃতি থাকলেও আসলে সেভাবে আসলে সবসময় জিনিসটা মেইনটেইন করা আসলে সোজা না। এটা আ নিজেরও দোষ থাকে না, উনারও দোষ থাকে না। দেখা যাচ্ছে কি যে সময়ের দোষ, সময় আর সিচুয়েশন এর দোষ। সেই কারণে হয়তো এই যে ফ্রেন্ডশিপ টা একসময় খুব ভ্যালুয়েবল ছিল সেটা আসলে সেভাবে সবসময় থাকে না। আ তো আমার যেমন ১ম যে ফ্রেন্ড তার সাথেও এরকম যে আসলে যেরকম ক্লোজ ছিলাম আমরা এখনো কথা হয়। কিন্তু যেরকম ক্লোজ ছিলাম যে একদম ইনসেপারেট, সেরকম জিনিসটা কিন্তু এখন আর নেই। আ আসলে আ আপনার কি মনে হয় যে এখনকার মানে আপনি এখন যেহেতু বয়স হয়েছে আপনার, আমরা আমি আপনি বড় হয়েছি। এখন কি আপনার মনে হয় যে এই যে ১ম দিকে যে আমাদের ফ্রেন্ডশিপ গুলো তারা আমাদের লাইফটা অনেকটাই হচ্ছে যে মানে ডি ডিফাইন করে কিভাবে আমরা ফিউচার এ ইন্টারেক্ট করবো বা এরকম টাইপের যেমন।
হুম। হুম। হুম। হুম। হুম। জ্বি এক। হুম। জ্বী। হুম। জ্বী, জ্বী, জ্বী। হ্যাঁ, এটা কিন্তু হয়। আমি বলব যে কয়েকজন আছে আমার ভালো বন্ধু ১ম আ লাইফ এর থেকে এখনো পর্যন্ত আছে। তাদেরও কিন্তু বিয়ে হয়ে গেছে। সবাই দূরে, দূরে থাকলেও কথা হয় হ্যাঁ। তো আমার কিন্তু আ লাইফ এ দেখা যাচ্ছে আমার কিছুটা ফ্যামিলি গত সমস্যা ছিল। ওরা কিন্তু সবসময় সাহস দিয়েছে আমাকে সেক্ষেত্রে বলবো। মানে এখনও কথা হলেই বলে যে তুই কেমন আছিস? ভালোভাবে শোনে বা কি করবি কিভাবে চলবে সবকিছুই জিজ্ঞাসা করে। তো এগুলো এখনো চলছে। কিছুটা কয়েকজনের ক্ষেত্রে বলব। সবাই কিন্তু আর নেই এখন আর ঐভাবে কথা হয় না।
হু, হু, হু। হু, হু। আচ্ছা। হু, হু, হু। হুম, হু, হু। হু, হু, হু, হু। হু, হু। বাহ! হুম, হুম, হুম। হুম। হুম, হুম, হুম, হুম। হুম, হুম, হুম, হুম। অবশ্যই। আচ্ছা। হুম, হুম, হুম, হুম। হু, হু, হু। না অবশ্যই। আর এই জিনিসটা না আসলে আমি আ দেখেছি যে আসলে ১ম দিকের বন্ধুত্বগুলো আসলে খুব ইম্পোর্টেন্ট। ১ম দিকের যেমন হচ্ছে যে স্কুল ফ্রেন্ড যা যারা আ যে যেসব স্কুল ফ্রেন্ডদের সাথে এখনো আমার বিশেষ করে যাদের সাথে সম্পর্ক আছে তাদের সাথে কিন্তু আসলে আমি যেভাবে কথা বলতে পারি, যেভাবে নিজের মনের সব দুঃখ বলতে পারি, সেটা কিন্তু আসলে অন্য কোন ফ্রেন্ড এর সাথে কথা বলতে পারি না সেভাবে।
হু, হুম। হুম। হুম। জি, একদমই ঠিকই বলেছেন আপনি। আসলে ফ্রেন্ডরা হয়তো এরকমই হয় যেগুলো ভালো বন্ধু তাদের সাথে এরকমভাবে মনেই থেকে যাই থাকে।
হুম। হুম। অবশ্যই। হু, হু, হু। অবশ্যই।
হুম। জ্বি। আসলে আপনার সাথে কিন্তু কথা বলে ভালো লাগলো কিন্তু খুবই ফ্রেন্ড এর সেই পুরনো স্মৃতিতে হারিয়ে গেলাম মনে হচ্ছে। ছোটবেলা। ছোটবেলায় ফিরে পেলাম। তো ভবিষ্যতে আবার কথা হবে আপনার সাথে।
আসলে আপনার সাথে <chuckles> জ্বি। হুম। হু, হু, হু। হুম। হুম, অবশ্যই। আপনার সাথেও কথা বলে আমার খুবই ভালো লাগলো। ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেল। তো আশা করি সামনেও এভাবে আমাদের মজাদার কনভারসেশন হতে থাকবে। তো আজকের জন্য বিদায়।
জ্বি। হুম। হুম। জ্বি, আপনিও ভালো থাকুন।